তবে আমি ঢাকা শহরে একটা জিনিসের একটা প্রতিবেদন দেখলাম এবং অনেকের কাছ থেকে এই গল্পটাও শুনি। যে পাশের ফ্ল্যাটে কে থাকে অনেকে জানে না। যদিও মফস্বল কিংবা গ্রামে সেটি হয় না। এখানকার প্রতিবেশীগুলো একটু আলাদা হয়। এ্যা কারো বাড়িতে একটু যদি জোরে, জোরে, কথাবার্তাও শোনা যায় তারপরও পাশ থেকে আরেকজন বলে, "এই তোমাদের বাসায় কি হলো? কি শোনো সমস্যা নাকি?" তো আমার মনে হয় যে কোনো না কোনভাবে প্রতিদিনই প্রতিবেশীর খোঁজখবর রাখা এবং আ যত আমরা যান্ত্রিকই হই না কেনো এবং ইলেকট্রনিক ডিভাইসটা আমাদের মোবাইল ডিভাইস নিয়ে ব্যস্ত হই না কেনো, একটু একে অপরের খোঁজখবর রাখার মধ্য দিয়ে একটা ভালো প্রতিবেশী আমরা হতে পারি, তাই না?
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হুম, হুম জি, জি, হ্যাঁ। হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম।